আম প্রথমত হচ্ছে ওরা কোন পণ্যটাকে পণ্যটার জন্য বিজ্ঞাপনটা বানাচ্ছে এবং কোন কোম্পানির সাথে ওরা collaborate করছে, হ্যাঁ? তাদের যে চাহিদাটা সেটাকেই প্রথমত মাথায় রাখা উচিত। কারণ ওটাই ওটাই তো ওদের কাজ, হ্যাঁ? এ তো ওটার সাথে, সাথে আ যেটা যে মডেল নির্বাচন করা বা ব্যাকগ্রাউন্ড নির্বাচন করা, এরপর হচ্ছে jingle নির্বাচন করা। এখন jingle এক একটা jingle দিয়ে দিলো যে কোনো রকম, হুম? কোনো লিরিক্স এর সাথে গেলো না কিছু। এম একটা Banglalink এর একটা বিজ্ঞাপন নিয়ে আমি একটু আ কথা বলতে চাই। সেক্ষেত্রে এমন একটা বিজ্ঞাপন সেটা হচ্ছে একটা বিয়েবাড়ি। হ্যাঁ? কিন্তু ওটা তো একটা টেলিফোন কোম্পানির একটা মানে ইয়ে ছিল, বিজ্ঞাপন ছিল সেটা আমি বুঝতেই পারিনি ১ম। মানে পুরো ও এড টা ছুড়ে এড টা জুড়ে সারাক্ষণ দেখা গেল ৪ টা মডেল অসম্ভব নাচানাচি করছে। একটা বিয়ের আবহ কিন্তু ওখানে কিভাবে সে ফোন কোম্পানি টা বা ফোন সিম কোম্পানি টা কিভাবে রিলেটেড আমি আসলে এখনো পর্যন্ত যখন য মানে দেখি মাঝে, মাঝে পুরনো এড গুলো আ তখন আমি আসলে কোনভাবেই রিলেট করতে পারি না যে ও এটা কেনো বানিয়েছে আসলে ওরা? মানে কি কারণে? মানে আ আ আমাদের সময় ওই ওই এড টা যখন বের হয়েছিল, তখন অনেকেই বলত যে, "আসলে ওটা কিসের এড ছিল?" মানে কেউ জানত না। কিন্তু jingle টা অনেক দারুন ছিল। হ্যাঁ? jingle টা শুনতে অনেক ভালো লাগছিল। হাবিব ওয়াহিদ এর এবং ন্যান্সির গান করা একটা jingle ছিল। তো jingle টা অনেক মজা লাগতো আমাদের কিন্তু মেইন যেটা ঐযে পণ্যটা কিসের ছিল, সেটাই আসলে আ মানে ওখানে ফুটে উঠেনি আর।
জি, জি। জ্বি, জ্বি। হুম, হুম। অবশ্যই। জি, জি। আচ্ছা। <chuckles> <laughs> বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। <laughs> মানে আলাদাভাবে jingle টা আপনাদের খুবই ভালো লাগতো বা আলাদাভাবে এডটা হয়তো খুবই ভালো লেগেছে। কিন্তু ওই প্রোডাক্ট এর এড হিসাবে হ ভালো লাগেনি।
হুম, হুম, হুম, হুম। হুম, হুম। ভালো লাগেনি একদম, হ্যাঁ।
বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলেই। প্রযোজক বা পরিচালক যারা আছেন তাদের আসলে এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত যে যেই প্রোডাক্ট টা নিয়ে তারা এড বানাচ্ছেন সেটা প্রো আ এড এ তুলে উঠে আসছে কিনা। এই জিনিসটা আসলে এনশিওর করাটা খুবই জরুরি আপনি যেটা বলছিলেন। তারপর এছাড়া আরও কিছু ক্লাসিক, ক্লাসিক এড যেগুলো ছিল না? যেমন ধরুন 'Danish' এর কিছু এড ছিল। তারপর আরো এরকম অনেক কিছু এড ছিল। তো এই এড গুলাও কিন্তু কিরকম কিছু আছে যেটা হয়তো প্রোডাক্ট রিলেটেড না বা হয়তো একটু অদ্ভুত হয়ে যায়। তো এরকম কিছু অদ্ভুত এড এর কথা বলবেন যেটা হয়তো খুবই অদ্ভুত লেগেছে বা খুব নতুন একটা কনসেপ্ট কিন্তু আপনার কাছে খুব ভালো লেগেছে?
হুম। একদম তাই। হুম, হুম। হুম, হুম। একদমই তাই। হুম। হুম। হুম। অনেক। হ্যাঁ, খুবই দারুণ ছিল। হ্যাঁ। উহুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম।